আবার হোয়াটসঅ্যাপে
হুম, হুম।
অনেক প্র Promotional message আসতেই থাকে, আসতেই থাকে। <chuckles> উম এটা কিন্তু আমি মনে করি খুবই ১ টা বিরক্তি। এটার হ্যাঁ, আমাদের, আ আমাদের যে আ ডেটা আরকি, আমরা পাবলিশ করে দিছি, এটার কারণেই কিন্তু এই Promotional message গুলা আমরা পাচ্ছি। কারণ আমরা আমাদের ফোন নাম্বার থার্ড পার্টি পাচ্ছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছে। বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপে তো ফো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের Promotional message আসতেছে। তার মনে করি হ্যাঁ।
জি, জি। হুম, হুম। জি, জি। এজন্য আমি যেটা করি, কী জানেন? আমি কিন্তু সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইনে সব চেষ্টা করি যে, যথাসম্ভব নিজের ব্যাপারে যত কম Information দেওয়া যায়। আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো ছবি বলেন, বা নিজের কোনো ছবি পোস্ট করা থেকে শুরু করে, কোনো কিছু তেমন একটা পছন্দ করি না। কারণ আমি জানি না, আমার ছবি কে কখন ডাউনলোড করে রেখে দেবে, সে কে কোন কাজে ব্যবহার করবে। সবাই তো ভালো মানুষ না।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বিশেষ করে আমরা প্রযুক্তিতে প্রযুক্তির যুগে বসবাস করছি। যেমন, সুযোগ-সুবিধা নিতেছি, তেমন কিন্তু আমরা আমাদের বিভিন্ন ভাবে ক্ষত কিন্তু হচ্ছে। যেমন মনে করেন যে হ্যাঁ, আবার কিছু, কিছু বড়, বড় প্রযুক্তি কিন্তু দেখেন, তারা কিন্তু তাদের নিয়মিত যে দুর্বলতা
জি, জি। একদম জি, জি।
এটা নিয়ে কিন্তু কাজ করতেছে। বড়, বড় <chuckles> হ্যাকারদেরকে পুরস্কৃত করতেছে। তাদের ভুলটা ধরে দিতে পারলে।
এখন একটা জিনিস দেখবেন কি যে হ্যাঁ, আপনি যত সিকিউরিটি দেন না কেন, বা যত উন্নতই করেন না কেন, মানুষজন যদি চায়, তারা কিন্তু সবসময় কোনো না কোনো একটা উপায় বের করেই ফেলে।
তো আসলে আস্তে, আস্তে হয়তো ১ টা হ্যাঁ। হ্যাঁ।

জি, জি। হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো বলেছেন। এট এটা আমিও মনে করি যে একটু যাচাই-বাছাই করে নেওয়া যে আমি যে অ্যাপটাতে ঢুকছি বা আমি যে এই অ্যাপটাকে পারমিশন দিচ্ছি, অ্যাপটা কতটা trustworthy সেটার পাশাপাশি আরেকটা জিনিস আমি মনে করি কি জানেন? সব জায়গায় সোশ্যাল মিডিয়া হোক, অনলাইন এর যেকোন প্লাটফর্ম হোক পারমিশন, কিছু পারমিশন দেওয়া উচিত না। যেমন কিছু থাকবে কিন্তু যেটাতে পারমিশন চায় ওরা যে আপনার ফোনের হোক বা আপনার <clears throat>
এ হ্যাঁ। এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
আ আপনার যে ফোনের মেসেজ গুলো রিড করার যে পারমিশন টা ওরা চায় এ ধরনের পারমিশন না দেওয়া হোক। তারপর যে লোকেশন এর যে পারমিশন টা থাকে যে তারা লোকেশন ব্যবহার করতে চাচ্ছে আপনার এই পারমিশন টা না দেওয়া হোক।
এ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। এবং হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। এবং এবং অনেক অ্যাপেই দেখবেন যে আপনার ছবি সেন্ড করেন ভিডিও সেন্ড করতে কিন্তু আপনার অল আপনার ইয়ে পারমিশন চায়। তাই মনে করো এখানে আ যদি আমরা third party কোন অ্যাপ ইউস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ ফোনের যে ছবিগুলো আছে, ভিডিও গুলো আছে হ্যাঁ।
জি, জি। যত ছবি আছে বা যত ভিডিও আছে সব কিন্তু তারা কালেক্ট করে ফেলছে। এ ধরনের যে মিডিয়া পারমিশন বলেন বা ফোনের ব্যক্তিগত টেক্সট মেসেজের পারমিশন এ কোন কিছুই দেওয়া একদমই উচিত না বলে আমি মনে করি।
আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, আমি আসলে এটাই মনে করি যে আমাদের ন নিজ থেকে যদি কিছুটা সতর্ক থাকি। কিছুটা সচেতন থাকি। তাহলে আমাদের যে তথ্যটা পাবলিশড হয়ে যাচ্ছে, লিকড হয়ে যাচ্ছে এখান থেকে আমরা কিছুটা আসলে রেহাই পেতে পারি।
জি, জি। হুম, হুম। আ কিছুটা না আমরা অনেকটাই রেহাই পেতে পারি। এখন আমি একটা জিনিস খুব খেয়াল করেছি যে, এই যে এই আধুনিক প্রযুক্তির যুগে এসছে মানুষজন, বিশেষ করে বয়স্ক আমাদের বাবা মা যারা আছেন বা এই বয়সী মানুষদেরকে বেশি ইফেক্ট করছে। তারা যেটাই দেখছে সেটাই বিশ্বাস করছেন। কোন কিছু তেমন একটা যাচাই-বাছাই করছেন না। যেটার ফলে কিন্তু খুব বড়, বড় scam বা fraud এর শিকার তারা হচ্ছেন।
এ হ্যাঁ। এ হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ। এবং প্রতিনিয়তই দেখবে যে বড়, বড় আ জালিয়াতির শিকার হচ্ছে। আমাদের বিশেষ করে যারা বৃদ্ধ বয়সী।
জি, জি। হুম, হুম।
তো আপনার সাথে কথা বলে ভালো লাগল, সুস্থ থাকবেন।

হ্যাঁ, অবশ্যই। এবং এটার পাশাপাশি আমি আরো যেটা মনে করি কি, জানেন? আমাদের উচিত যে, এই সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইন এ যে প্লাটফর্ম গুলা আছে, এখানে যতটা সম্ভব কম ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া এবং অচেনা মানুষ হোক, চেনা মানুষ হোক, কাউকে তেমন একটা নিজের ব্যাপারে কোনো ইনফরমেশন না দেওয়া। কারণ, দেখবেন যে কে বন্ধু, কে শত্রু, এই যুগে কিন্তু আমরা তেমন একটা বুঝতে পারি না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে, বন্ধুরাই সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এবং অনেক সময় দেখা যায় যে, আমরা ফেসবুক এ কিন্তু আমাদের, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন। আমরা কিন্তু আমাদের পার্সোনাল নাম্বারটা কিন্তু শেয়ার করে রাখি।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী।
তো, আমরা কিন্তু এটা থেকে বিরত থাকতে পারি। বিশেষ করে দেখবেন যে, অনেকেরই ফেসবুকে ঢুকলে, তার পার্সোনাল নাম্বারটা থাকে।
জ্বী, জ্বী। আমি এ এই কিন্তু পার্সোনাল নাম্বারের পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে, আপনার আ আমাদের এই যে ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো আছে, নাম থেকে শুরু করে, কোথায় থাকি, কি করি, না করি, এত কিছু In Details এ না দেই।
তো এ তাহলে কিন্তু হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোথা হ্যাঁ, কোথা থেকে পড়াশোনা করসি, কই থেকে <chuckles> বর্তমানে কোন পতি পতিষ্ঠানে চাকরি করছি। আসলে আমাদের, আহ বিশেষ করে আমাদের বর্তমান প্রজন্ম
জ্বী, জ্বী। জ্বী।
এরা কিন্তু ফেসবুকে তাদের <chuckles> শো-অফটা করতে বেশি পছন্দ করে। এজন্য তাদের সব ইনফরমেশন, এখানে publish করে রাখছে।
একদম, ঠিক বলেছেন। এটার পাশাপাশি আরেকটা জিনিস, আমি যেটা মনে করি কি জানেন? এই যে তত তথ্য প্রযুক্তির যে কোম্পানি গুলা আছে, তারা কিন্তু যেটা করতে পারে যে, General data পোর Protection Regulation যেটা আছে, আ সেরকম একটা শক্তিশালী আইন করে, তৈরি করে ফেলতে পারে। সেটার পাশাপাশি আরেকটা কাজ যেটা করতে পারে, কি জানেন? এই যে পারমিশন দেওয়ার যে ব্যাপারটা আছে, আমরা কোথাও ঢুকতে গেলে, আমাদের কাছে যে অনেক ধরণের পারমিশন থেকে শুরু করে, অনেক কিছু চায়। সেইটা যদি, খুব সহজ ভাষায়, খুব অল্প করে, সুন্দর করে বলে, তাহলে কিন্তু আমরা ওইটা বুঝতেও আমাদের সুবিধা হয়। এবং আমরা পুরা জিনিসটা পড়েই agree করতে পারি যে, আমরা কোন জায়গাটাতে agree করছি, আর কোন জায়গাটাতে আমরা পারমিশন দিচ্ছি না।
আমরা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ বিশেষ করে আমরা কিন্তু আ দেখবেন যে, আমরা যখন ফোন ব্যবহার করি, আমাদের ফোনে দেখবেন, অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে।
জ্বী, জ্বী।

হ্যাঁ। এটা স ঠিক বলেছেন। এটা আমাদের আহ <sighs> এই যে ত আমাদের যে ডেটা এটার যে লিক হচ্ছে, এটার জন্য আমরা আসলে কি করতে পারি? আপনার কাছে কোন ভালো ধারণা আছে?
হুম, হুম। আ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যত সম্ভব যেটা করতে পারি যে, আ একটু খোঁজখবর নিয়ে বা স আ ধরেন আমরা সোশ্যাল মিডিয়া বা প্রযুক্তি যেটাই ব্যবহার করছি, আমরা তাদেরকে কোনো পারমিশন দেওয়ার আগে আমরা কিন্তু এই জিনিসটা make sure করতে পারি যে, তাদের পলিসি বা যা আছে আমরা একটু পড়ে নিতে পারি, ওটাতে এগ্রি করার আগে। বেশিরভাগ সময় দেখবেন যে বিশাল বড়, বড় এত কিছু লেখা থাকে আমরা কিন্তু ওটা না পড়েই ওই যে টিক মার্ক দিয়ে দেই যে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, আসলেও হ্যাঁ। <chuckles> হু। তো আমরা কিন্তু আ কিছু, কিছু ছোট, ছোট পদক্ষেপে কিন্তু আমাদের যে ডেটাটা অ অন্যজনের হাতে চলে যাচ্ছে বা hacked হচ্ছে। চাইলে কিন্তু আমরা ছোট, ছোট কিছু পদক্ষেপ নিতেই পারি
জি, জি। জি, জি। আপনার কি মনে হয়?
যেমন মনে করেন যে আমরা আ যেমন বিশেষ করে আমাদের Facebook যখন hack হয়ে যায়। কিংবা আমাদের Gmail, তো আমরা কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। এবং বর্তমানে যে Google authentic আমরা two step verification system হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে আমাদের সুরক্ষার জন্য কিন্তু আমরা এই ছোট, ছোট কাজগুলো কিন্তু করতেই পারি।
হুম, হুম। জি, জি। মানে two factor authenticator যে ব্যাপারটা আছে, এটা ব্যবহার করতে পারি।